জ্বী, জ্বী, জ্বী। অ্যা খুবই সুন্দরভাবে বলেছেন। আচ্ছা আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে আপনি এত চেষ্টা করার পরও যদি কখনো স মানে অ এটা কি এমন হয়েছে যে আপনি অনেকবার ব্যর্থ হয়েছেন তারপরেও আপনি চেষ্টা করে যাচ্ছেন কিন্তু এখনো জানেন না সফল হবেন কিনা? এই অনুভূতিটা কি কখনো হয়েছে কিনা আপনার?
হ্যাঁ দেখুন, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে আসলে আমরা কিন্তু কোন একটি কাজ করছি যে আসলে সাফল্যের যে গল্প সেটা কিন্তু আসলে হয় না। যেমন, আমি যদি আসলে একটি উদাহরণ দিয়ে বলি, যে যেমন আ দেখুন বড় একটি পুকুরে ১ টা মাছ রয়েছে এবং আমি যদি আসলে অ্যা বড় পুকুরের ১ কোনায় যদি আসলে বরশি ফেলে কিন্তু আসলে বসে থাকি তাহলে মাছটা যদি প্রান্তে থাকে তাহলে কিন্তু সারাটা জীবন যদি এখানে আসলে আ বরশি ফে ফেলেই যদি থাকে তাহলে কিন্তু সেই সফলতা বা সেই মাছটা কিন্তু আসলে ধরা সম্ভব না। কিন্তু আমরা যদি আসলে ১০০০ উপায়ে ১০০০ টা সিপ ফেলি বা ১০০ টা সিপ যদি আসলে ৪ ই side এ যদি আসলে আ রাখি সেক্ষেত্রে কিন্তু আসলে কোন না কোন আ বরশিতে কিন্তু আসলে সেই মাছটা কিন্তু ওঠা সম্ভব। তাই আমার কাছে মনে হয় যে আসলে অ্যা আসলে সাফল্য একভাবে চেষ্টা না করে আমরা যদি বিভিন্ন উপায়ে করতে থাকি, সেক্ষেত্রে কোন না কোন উপায়ে কিন্তু আসলে আমাদের যে মূল সাফল্যটা সেটা কিন্তু আসলে আসাটাও আসলে সহজ হয়ে যায়। তাই আমার কাছে মনে হয় যে "বিভিন্নভাবে নিজেকে আসলে স্কিলড রাখা আসলে উচিত।"
হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। সম সম্ভব না। জ্বী। অবশ্যই। জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী। ১ টা না ১ টা হবেই। হয়ে যাবেই। জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী, অবশ্যই। তাহলে আপনার কথা থেকে আমি বুঝলাম সাফল্যের আসল সত্যিকারই রহস্যের অ গোপনীয়তা হলো এটা যে, আপনাকে ১ বার না ২ বার না বারবার চেষ্টা করতে হবে এবং যতবারই হার মানবেন আবার চেষ্টা করতে হবে। এবং আপনি যদি যথেষ্ট পরিমাণের পরিমাণে চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন। তাই তো?
একদমই ঠিক বলেছেন। এবং আমাদের প্রত্যেকেরই আসলে মেন্টালিটি এবং প্রত্যেকেরই আসলে এইভাবে করে যদি আসলে এগিয়ে যায়, তাহলে কিন্তু আসলে আসলে আ সফলতার যে গল্পগুলো সেটা কিন্তু আসলে আমরা রচনা করতে পারবো।
জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী। ৪ টা কথা আসবেই। অবশ্যই। আপনি খুবই সুন্দর করে বলেছেন এবং আপনার কাছ থেকেই এইযে এত কিছু জানতে পেরে যে আপনার কাছে সফলতা কী? কীভাবে আপনি Admission এর সময়ও নিজেকে এত সুন্দরভাবে আ ধরে রেখেছিলেন যেখানে আপনি প্রায় ১৪ ঘন্টার উপরে পড়াশোনা করেছেন এবং দিন শেষে সেই সফলতাও আপনার এসেছে। আর মানুষদের আপনি বিশ্বাস করেন যে সফলতা হলো যথেষ্ট পরিমাণে চেষ্টা করার নাম। এটা খুবই সুন্দর লেগেছে। আশা করি আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।

আচ্ছা আপনার কোনো বিশেষ স্মৃতি বা কোন কিছু মনে পড়ে যেখানে আপনি কোন কষ্ট করে কোন কিছু চেষ্টা করে আপনি অর্জন করেছেন? এবং আ তখন আপনার মনে হয়েছে যে না আমি এটার জন্য সফল?
আ হ্যাঁ, ১ বার আসলে হয়েছে। যে আসলে আ যখন আসলে আমি ইয়ে এম ইন্টার পরীক্ষা দিলাম। ইন্টার পরীক্ষা দেওয়ার পর আসলে যখন পাশ করলাম, তখন আসলে আমার আ অনেক বড় ভাই ছিল। তারা কিন্তু আসলে বিভিন্ন ভালো, ভালো ইউনিভার্সিটি তে আসলে চান্স পেয়েছিল। তো সেই যে আসলে ব্যাপারগুলো নিয়ে কিন্তু মনের মধ্যে কিন্তু আসলে ১ টি আ ব্যাপার আসলে কাজ করছিল। যে আসলে তারা যেভাবে আসলে সফল হয়েছে বা সফলতার যে গল্পগুলো লিখতে পারছে বা তাদের বাবা-মায়ের প্রতি তার, তার যে ১ টা ভালোবাসার যে ১ টি দিক আ সেটা আসলে রয়েছে এবং আ বাবা-মা তার প্রতি আসলে ১ টি অন্যরকম সহানুভূতি আসলে দেখানো হচ্ছে। এই যে আসলে ব্যাপারগুলো নিয়ে কিন্তু আসলে কিছু, কিছু ক্ষেত্রে আসলে ভীষণ পরিশ্রম করেছে। এবং আ আমরা ২ বন্ধু ছিলাম। সেই ২ বন্ধু মিলে প্রায় ১৩ থেকে ১৪ ঘন্টা আসলে পড়াশোনা করতাম। তো এই যে আসলে ব্যাপারগুলো নিয়ে Exactly আসলে তখন আসলে এই যে আসলে সময়গুলো অনেক কষ্টে কিন্তু আসলে গিয়েছে। এবং আমরা কিন্তু সবসময় কিন্তু সেই সফলতার দিকটাই আসলে চিন্তা করছিলাম। যে আসলে আ যখন আসলে আমরা ভালো ১ টি ইউনিভার্সিটিতে চান্স পাবো, তখন এই যে আসলে কষ্টগুলো সেটা কিন্তু আসলে স্মৃতির পাতায় থেকে যাবে আরকি। হ্যাঁ, একদম Exactly যে আসলে এমনটা আসলে হয়েছিল। এবং আমার ক্ষেত্রে বলব যে আসলে এরকমটা আসলে হয়েছে এবং আ সফলতার পেছনে আসলে গল্পগুলো এরকমটা হয়েছে। এবং পরবর্তীতে আসলে সাফল্যতা পেয়া পাওয়াও হয়েছে।
জি, জি বল। জি, জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। কিভাবে অনুভব করছে হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। পড়াশোনা করছেন Admission এর সময় বিশেষ করে। জি, জি, জি, জি। অবশ্যই, অবশ্যই। কষ্টটা এটা সার্থক হবে তাই তো। তাহলে, হু, হু, হু, হু। আচ্ছা, সাফল্য পাওয়ার পরের দিনটা কেমন ছিল? সেই দিনটা আপনার কিরকম অনুভব হয়েছিল? আপনার যে বাবা-মা ছিল, তারা কি বলেছিল সেটা একটু বলুন আমাকে।

একদমই ঠিক বলেছেন। যে আসলে এমনটা আসলে হওয়া উচিত যে আসলে আমাদের ক্ষেত্রে যে আসলে আমরা আ যদি আসলে কোন একটি কাজ করছি, কিছুটা আসলে কাজ করার পরে আসলে সাফল্যের যে ব্যাপারটা সেটা আসলে হচ্ছে না বা ব্যর্থ হচ্ছি। তখন কিন্তু আসলে আমরা হতাশাগ্রস্ত হই এবং সেখান থেকে কিন্তু আসলে ছিটকে পড়ি বা আমরা কিন্তু পেছনের দিকে আসলে হাঁটতে থাকি। আমার কাছে মনে হয় সফলতার মূল গল্পই হচ্ছে আ হার না মানার গল্পগুলোই।
জি, জি, জি, জি। জি, জি, জি, জি। সেটা হওয়া যাবে না। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। চেষ্টার। জি, জি, জি, জি। খুবই সুন্দর বলেছেন। যে সফলতার গল্প হল হার না মানার গল্প। আচ্ছা আমাদের আপনি যখন এই যে আপনার সফলতার জন্য আপনি কষ্ট করছিলেন তখন আপনার আশেপাশে যে সামাজিক মানুষগুলো আছে বা আপনি যে পরিবারের অংশ এরা কি আপনাকে সাহায্য করছিল? কারণ আপনি এত সময় ধরে যে পড়াশোনা করছেন, দেখা যাচ্ছে বন্ধুদের সাথে দেখা হচ্ছে না। আ অনুষ্ঠানের সময় আপনি যেতে পারছেন না। তখন আসলে কি হচ্ছিল আপনার সাথে?
আ দেখুন মানুষের যে ব্যাপারটি আমরা যদি আসলে মানুষের কথাকে ফলো করি। সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা কোনদিনই আসলে আ নিজেদের যে আসলে আকাঙ্ক্ষা চাওয়া সেটা কিন্তু আসলে পূরণ করতে পারব না। আমার কাছে মনে হয়। কারণ দেখুন আমি যখন আসলে এইভাবে পড়াশোনা করছি, আ তখন কিন্তু এলাকার অনেক আ মুরুব্বি বা অনেকেই কিন্তু এসেছে এসে বলছে যে, "দেখ অন্যজন আসলে" এই যে আসলে ওনাকে, ওনাকে দেখাচ্ছে। যে আসলে "তারা কিন্তু এরকম পড়াশোনা অনেক বেশি করছে যার কারণে পাগল হয়ে গিয়েছে। তো তুই এত বেশি কেন পড়াশোনা করছিস? তোর বাবার টাকা আছে, তুই এভাবে আসলে না করে ঐ ঐদিকে ফলো কর। আ ব্যবসা বাণিজ্য এগুলোকে আসলে ইয়া খেয়াল রাখ। সেগুলোই কর বেশি ভালো হয়। অনেকেই আছে পড়াশোনা করে কী করেছে? আ তারা কিন্তু দিনশেষে কিন্তু আসলে এই বাবার প্রতিষ্ঠানগুলোই আসলে দেখছে।" তো এইভাবে কিন্তু আসলে বিভিন্নভাবে আ এলাকার লোকজন বা পরিবারের অনেক সদস্যই কিন্তু আসলে আ বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু আমি কিন্তু আসলে যে লক্ষ্য নিয়ে আসলে এগোচ্ছি। সেটা নিয়ে কিন্তু আসলে কখনোই আসলে আ আগে পেছনে সামনে বামে এদের কথা শুনলে কিন্তু আসলে সেই সফলতার গল্পগুলো কিন্তু আসলে কখনোই অর্জন করা সম্ভব না। যার কারণে আমি কিন্তু আসলে না থামার গ গল্পটা সেটাই আসলে রচনা করার চেষ্টা করেছি।
ঠিক। জি, জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। বুঝতে পারছি। শুরু করেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সরে আসেন নাই। সফলতা অর্জন করা সম্ভব হত না। জি, জি।